অবশ্যই। তো আমার মতে যেটা মনে হয় যে, আমি যেটা একটু আগেও বললাম যে, সুবিধাটা হচ্ছে গিয়ে যে, আমি আ যেকোনো সময় হচ্ছে গিয়ে, আমি যেকোনো কিছু search করে একটা বের করে নিতে পারলাম। হ্যাঁ? যেটা যেকোনো কিছু একটা তো, দেখা যাচ্ছে আমার সময়টাও লাগছে না, ইন্টারনেটে search করে একটা জিনিস বের করা, একটা বই বের করা, e-book বের করা। এবং ঐ যে খুঁজার যে একটা সময়টা থাকে, ঐটাও কিন্তু আমার একদমই লাগছে না যে, আমি এই বইটা কই রেখেছি? একটা physical copy র বই থাকলে ওটা খুঁজেও বের করতে যেমন আপনি বললেন যে, অনেক বই ভরে যায়। তো ভরে গেলে কি হয়? তা আমাদের তো মাথা থেকে সরে যায় যে, আসলে এই বইটা আমি কোথায় রেখেছিলাম? কিন্তু e-book এর ক্ষেত্রে কিন্তু আমার এই কাজটা হচ্ছে না। এবং জিনিসটা হচ্ছে কি? একদিক দিয়ে আমি যেটা personally believe করি যে, academic এর যে বইগুলো, হ্যাঁ? এগুলো কিন্তু অনেক মানে, mass ভাবে, সবার জন্য গণভাবে এগুলো আসলে তৈরি করা হয়, যদি physical copy গুলোর কথা চিন্তা করি। এবং আমাদের, এখন যদি আমি আমাদের আ nature এর কথা চিন্তা করি, আমাদের environment এর কথা চিন্তা করি, আমাদের কিন্তু অনেক গাছপালা, এখন বইয়ের পৃষ্ঠাগুলো কিন্তু এই গাছ থেকেই আসছে।
হুম, হুম। হুম, হুম। Exactly. হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। Exactly. হ্যাঁ। হুম, হুম। হুম, হুম। উহুম। জ্বী। প্রিন্ট করার জন্য, paper generate করার জন্য, গাছ থেকে, গাছ কাটা লাগছে, রাইট।
হ্যাঁ। তো আমরা যদি academic এর বইগুলো, সবগুলো যদি e-book হিসাবে পেয়ে যাই এবং এরকমভাবে accessible থাকে, আমার সময়ও লাগছে না, at a time কিন্তু, আমি আমাদের environment এর ব্যাপারেও আমি চিন্তা করে যে, আমাদের গাছপালা কাটা লাগছে না। এটাও আমি চিন্তা করতে পারি।
হুম, হুম। জ্বী। হ্যাঁ। একদম, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এই যে e-book এর যে সুবিধা, আর গাছপালা তো অবশ্যই। এবং আপনি যদি চিন্তা করেন, বই distribution এর ক্ষেত্রেও কিন্তু আবার সুবিধা। কারণ একটা copy ready হলে, আপনি ১ সেকেন্ডের মধ্যে সবাইকে e-mail করে দিতে পারছেন, সকল বইগুলা। সকল student ১ সেকেন্ডের মধ্যে, ২ সেকেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছে। যেটা কিন্তু physical বই হলে কিন্তু এটা হতো না।
জ্বী। হুম, হুম। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার কিন্তু অনেক সময়ও ওরা save করছে। যেমনকি, আমার কোনো একটা কিছু জানতে হবে, তো নরমাল একটা physical বইতে হয় কি, যে আমি খুঁজে, খুঁজে ঐযে content খুঁজে আমি বের করে, তারপরে index থেকে content খুঁজে বের করে, তারপরে ঐ পৃষ্ঠায় খুঁজে যাওয়া লাগছে। আর এখানে e-book এ দেখা যাচ্ছে যে, আমার যেটা দরকার আমি ওটা search করতে পারছি। Easily বের হয়ে যাচ্ছে।
হুম, হুম। রাইট, রাইট। Exactly.